আচ্ছা রিসেন্টলি আমার কয়েকজনের সাথেই একটু সম্পর্কের অবনতি হয়েছে। আ এটা কারণে আসলে কাজে মানে সবাই তো ওই ভালো বন্ধু ছিল, ক্লোজ ছিল। এবং একটা ভুল বোঝাবুঝির কারণে আসলে তাদের সাথে ওই গভীর সম্পর্কটা এখন আর নাই। হয়তো একটু সম্পর্ক আছে। উম হু মানে একটু চেনা-জানা যেরকম আমরা ট্রিট করি ওইভাবে। বাট আগের যে একটা ভালো বন্ধুত্ব ছিল। বা আগে যেই ঘনিষ্ঠতা ছিল, সেটা এখন আর কি হচ্ছে না। সো সেটা নিয়েই আসলে একটু ভাবছিলাম। এবং মাঝে, মাঝে এটা নিয়ে চাপ অনুভব করি যে আগের বন্ধুত্বটা আর নাই। দেখা হলে আসলে আগের মতো কথা হয় না। সো সেটা নিয়েই আরকি ভাবছিলাম একজনের সাথে কথা বলবো।
ওহহো! হুম, হুম। আচ্ছা। হু, হু। জি। হু, হু। আহা! ওকে। আচ্ছা। পরিস্থিতিটা উম যেটা বর্ণনা করলেন, আমার কাছে মনে হচ্ছে বিষয়টা আপনাকে বেশ আ চিন্তিত করেছে। এবং আপনি যেটা বললেন একটু চাপের মধ্যে আছেন, এটা আপনার কথাতে কিন্তু মানে বের হয়ে আসছে, ফুটে উঠছে। আর এই যে এ একটা আতঙ্ক বা আশঙ্কার কথা বলছেন যে, "বন্ধুদের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে কিনা? আরো খারাপ হয়ে যায় কিনা?" আ এই একটা ঘটনা, এটা কেন ঘটল আপনার সাথে?
জি। এটা আসলে আমরা অ্যা এখন তো ধরেন, কলে কথা বলার চেয়ে টেক্সট এই বেশি কথা বলি। সো সে বে বন্ধুদের সাথে ধরেন বিভিন্ন messaging app এই কথা হয়। সেটা কথা বলার সময় মাঝে, মাঝে আমরা বিভিন্ন টপিক নিয়ে আসলে কথা হয় এবং আমার সবচেয়ে ভালো যে বন্ধুরা ছিল, ওর সাথে আসলে বিভিন্ন টপিক নিয়ে কথা হত, ডিবেট হত মানে ভালই ডিসকাশন হত। তো কথার মাঝে আসলে এ একেক সময় একেক টেক্সট দেই আমরা, যদিও মজা করেই দেই এটা আমরা বুঝিও। তো মাঝে, মাঝে হয়তো আসলে আমরা কোন টোন এ টেক্সট করছি, সেটা আসলে বুঝতে পারছি না। কারণ সামনাসামনি কথা বললে তো আসলে বুঝা যায় যে টোন টা কেমন, সে ওম ঠাট্টা করছে না সিরিয়াসলি কিছু বলছে। কিন্তু টেক্সট এ আসলে সেটা সম্ভব হয় না। আসলে টেক্সট আমি কিভাবে লেখলাম আর এই আরেকজন কিভাবে রিসিভ করলো, এখানে একটা difference তৈরি হয়ে যায়। তো সেরকমই আসলে আমার বন্ধুদের সাথে ২-১ জনের সাথে এরকম হয়েছে। যে আমি যেই টেক্সট টা পাঠিয়েছি তারা সেটা হয়তো ভালোভাবে নেয় নাই এবং এটা তারা হয়তো তারা একটু আঘাত পেয়েছে এবং যার ফলে আগে যেমন আমরা ধরেন অনেক কিছু নিয়েই ডিসকাস করতাম, অনেক ক্লোজ ছিলাম। সেটা এখন আর কি আগের মতো আর হচ্ছে না। এখন একটু distant হয়ে গেছি আমরা। তো এই misunderstanding টা আসলে তৈরি হয়েছে এবং সেটা আসলে এত এত বড় যে হয়ে যাবে, সেটাও আমি ভাবতে পারি নাই যে এটার কারণে আমরা এত distant হয়ে যাবো। মানে automatically কিভাবে যেন হয়ে গেছে সময়ের সাথে, সাথে।
হ্যাঁ, হ্যাঁ। উ-হুম। হু, হু। হু, হু। আচ্ছা। হুম। হুম, হুম। আচ্ছা। উম। আচ্ছা। <hiccups> উ তে দে দেখুন ঐ যে উম ঘটনাটা বর্ণনা করলেন, আ ব্যাপারটা দুঃখজনক। তবে অ্যা এ ধরনের ঘটনা কিন্তু একদম আ অসম্ভব কিছু না বা আ মানে কি বলবো? এটা যে আপনার বন্ধু এত ভা মানে বিশালভাবে একটু রিঅ্যাক্ট করবে, এটা ঠিক expected না। তবে আমার মনে হচ্ছে, টেক্সট টা হয়তোবা একটু আপনি যেটা বললেন যে, "আ সবসময় মনের বাসা খুলে বলা যায় না।" সেক্ষেত্রে, হয়তোবা আপনি যে মানেটা বোঝাতে চেয়েছেন, সেই মানেটা না বুঝে, উনি একটু অন্যরকম ভাবে উম এটা interpret করেছেন বা বুঝেছেন। তো উম বার্তাটা কি কোন sensitive বা সংবেদনশীল বার্তা ছিল? আ এটা কি একটু বলবেন? নাকি এটা সাধারণ বার্তার মধ্যে, একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হল, সেটা হওয়ার কথা না। আমার নিশ্চয়ই মনে হচ্ছে যে একটা আ ও ওনার মনে আঘাত প্রাপ্ত হয়েছেন বা আ এ ধরনের কোনো বিষয় হয়তো উনি এক্সপেক্ট করেন নাই আপনার কাছে। এ ধরনের কিছু কি ঘটনা?
জ্বী। হ্যাঁ। হ্যাঁ, আসলে সেরকমই। হ্যাঁ আসলে ঐ যে বললাম না? আমরা অনেক ঠাট্টা করি। তো একজন আরেকজনকে নিয়ে অনেক কিছুই বলি এবং সেটা আমরা হেসে উড়িয়েও দেই। বাট এবার হয়তো হ্যাঁ, আসলেই। So সেটা এবার হয়তো একটু অন্যভাবে বলেছি। যদিও আসলে কি mean করতে চেয়েছি, আর ও কিভাবে receive করেছে, সেখানে আসলে একটু discrepancy তৈরি হয়ে গেছে। তো আসলে ঠাট্টার ছলে বলেছি এবং আমি ভেবেছি সে হয়তো সাধারণভাবেই নিয়েছে। আমরা usually যেটা করি। বাট এ হ্যাঁ বাট, সেটা যে অন্যভাবে নিয়েছে এবং সে আসলে উনউ উ নিয়ে আরকি নিজের মধ্যেই সেটা রেখে দিয়েছে। তখন আরকি কিছু বলেনি আমাকে বাট, আমি আস্তে, আস্তে যখন বুঝতে পারলাম যে আমাদের সম্পর্কের অবনতি হচ্ছে এবং কারণটা যখন উদ্ভাবন করার চেষ্টা করলাম, তখন বুঝতে পারলাম যে আমার কোন কথায় সে হয়তো কষ্ট পেয়েছে বা মাইন্ড করেছে। বাট সেটা আসলে তখন আমাকে বলে নাই। আমিও একটু oblivious ছিলাম আরকি।
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হুম। এটা তো হয়। হু, হু। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। সেটাই হওয়ার কথা। হুম। হুম। হু, হু। হুম। আচ্ছা। তো আ এটা নিয়ে কি আপনি নি যেহেতু বললেন যে আপনি পরবর্তিতে যে তার সাথে একটু কথা বলতে গেলে আপনি বুঝতে পারলেন। তো এই বিষয়টা নাকি আপনাদের মধ্যে সরাসরি আলাপ হয়েছে যে, কেন উনি মন খারাপটা করলো? আ বা আপনি কি তাকে বোঝাতে চেষ্টা করেছেন কিনা যে, এটা একটা satire ছিল। আপনারা সবসময় আ যেরকম হাসি ঠাট্টা চ করেন সেই অনুযায়ী আপনি মেসেজটা করেছেন, কোন গভীর কোন অর্থ ছিল না। এটা কি তার সাথে আলাপ হয়েছে?
আসলে সেইভাবে ওপেনলি তাকে বলা হয় নাই। আ তার সাথে তো আগের মত কথা হয় না। বাট যখন আমি আসলে এটা নিয়ে বললাম যে আগের মত তো আমাদের আর কথা হচ্ছে না। তখন আরকি আমি তার সাথে কথা বলে বুঝতে পারলাম যে সে কোন এক ওই কথাটায় আসলে একটু hurt হয়েছে। এবং আমি explain করার চেষ্টা করেছি যে "আমরা usually যেভাবে আসলে মজা করি সেভাবেই তো বলা হয়েছে। আমি অন্য রকম ভাবে কিছু মিন করি নাই।" তো এটা আসলে বলার চেষ্টা করেছি এবং সেও শুনেছে। বাট ওই তার দিক থেকে আসলে তেমন কোন বলব যে রেসপন্স পাই নাই। যে আমাদের misunderstanding টা যে ক্লিয়ার হলো কি হলো না? বা সে কি মনে করছে? সেটাও আরকি সেরকম ভাবে আমাদের মধ্যে ক্লিয়ার করা হয় নাই।
হ্যাঁ। হুম। হু, হু। হু, হু। উম বুঝতে পারলাম। বুঝতে পারলাম। তো আ একটু ২-১ টা প্রশ্ন জিজ্ঞাসা করি একটু সাথে, সাথে। একটা হচ্ছে যে এ বন্ধুর তো অনেক রকমের বন্ধু থাকে। কাছের বন্ধু, দূরের বন্ধু আবার সাধারণ বন্ধু, হ্যাঁ? তো এই বন্ধুটা আপনার কাছে কতটুকু গুরুত্বপূর্ণ? বা তার সাথে এই যে ভুল বোঝাবুঝিটা হলো, আ এতে তো আপনি কষ্ট পাচ্ছেন এটা বোঝাই যাচ্ছে। আপনার বন্ধুটাও হ যে মনোকষ্ট পেয়েছে সেটাও আপনি বলছেন। তো আপনি কি চান যে তার সাথে সম্পর্কটা আ পুনরুদ্ধার হোক? বা অ্যা যা হয়েছে হোক, আমি এটা আসলে ভুলে যেতে চাই। এরকম কি? মানে ব্যাপারটা কি আপনি কি চাচ্ছেন আসলে এই পরিস্থিতি থেকে?
আমি আসলে চাচ্ছি যে এই যে ভুল বুঝাবুঝি হলো, এটা যেন প্রথমে ক্লিয়ার হয়। এবং অ্যা ক্লিয়ার হওয়ার পর আমরাদের সম্পর্কটা যাতে আগের মত উন্নতি হয়। আগে যেরকম আমরা ফ্রি ছিলাম, একজন আর একজনের সাথে। দেখলে অত awkwardness ছিল না আমাদের মধ্যে। কথা বলতাম freely এখন যেটা আরকি নাই। একটু সামনা-সামনি দেখা হলে হাই-হ্যালো বলা যায়। বাট, তেমন আর কি কোন conversation করা হয় না আগের মতো। তো এটাই চাচ্ছিলাম আরকি যে আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি, সেটা আমরা একটু মানে সমাধান করব। আর আগের মতো সম্পর্কে ফিরে যাব বা এটলিস্ট এখন যে অবস্থা, তার থেকে যাতে উন্নত করা যায় ব সম্পর্কটা।
হ্যাঁ। হুম, হুম। হুম, হুম। আচ্ছা। স্বাভাবিক। হুম, হুম, হুম। আচ্ছা আপনি বলছিলেন যে আ আ একটা কথা মনে পড়লো আরকি। আ আপনাদের বন্ধুদের যে গ্রুপটা আছে, এইখানে আপনারা মাঝেমধ্যেই বিভিন্ন ধরনের টেক্সট করেন, আ satire করেন, হাসি-ঠাট্টা করেন। তো অ্যা এই যে একটা ভুল বোঝাবুঝি, একটা একটা উম মারাত্মক ভুল বোঝাবুঝি পর্যায়ে চলে গেল। এ ধরনের ঘটনা কি আপনার সাথে আগে হয়েছে কিনা? নাকি এটাই প্রথম? যে আপনার কোন একটা বন্ধুর সাথে এরকম ভুল বুঝাবুঝি হলো? আ এটা কি একটু বলবেন?
জি, জি। আ আগে আসলে আমাদের আমার ভালো বন্ধু যারা ছিল, তাদের সাথে এরকম কোন ঘটনা হয় নাই। এইবারই আরকি ১ম হয়েছে। আর অন্যান্য বন্ধুদের সাথেও একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, বাট তাদের সাথে সেটা আরকি মিটমাট হয়ে গেছে। বাট আমার সবচেয়ে কাছের বন্ধু যে, তার সাথে আরকি আম আম স সম্পর্কটা আগের মত হয় নাই। বা বলব যে misunderstanding টা ক্লিয়ার হয় নাই। এবং আমার সাথে এটা প্রথমই হয়েছে বলা গেলে।
হু, হু। আচ্ছা। ওকে, ওকে। হুম। আচ্ছা। সেক্ষেত্রে তো বিষয়টা অনেকটাই অনাকাঙ্ক্ষিত এবং এ খুবই স্বাভাবিক। আপনার মনটা এতটা বিষন্ন হয়ে আছে। যেহেতু বললেন আপনার সবচেয়ে কাছের বন্ধুদের মধ্যে এক একজনের সাথে এই ঘটনাটা ঘটেছে। তো আমার কি মনে হয় জানেন? এ এটা হয়তোবা আ খুব একটা উম জটিল কোন বিষয় হবে না আপনি একটু চেষ্টা করলে। কারণ আ আপনার যদি কাছের বন্ধু হয়ে থাকে, উনি কিন্তু আ পরবর্তীতে গিয়ে বুঝতে পারবেন যে আপনার উদ্দেশ্যটা, উনি যেভাবে বলেছেন, উদ্দেশ্যটা কিন্তু খারাপ ছিল না। বরং একটা বন্ধুর সাথে আরেকটা বন্ধুর যে ধরনের হাসি-ঠাট্টার ছলে কথাবার্তা হয়, সেটাই আপনি হয়তো বা মিন করেছেন। আর উনাকে কি আবার পরবর্তীতে একটু যেহেতু মেসেজের কথা বললেন একটু মেসেজ দিয়ে আপনার মনের অনুভবটা উম একটু বলতে পারেন। আ যে উম "বিষয়টা এরকম ছিল না। তো আমি আশা করেছিলাম যে তুমি আমার সবচেয়ে কাছের বন্ধু। তুমি আ বিষয়টাকে আ ঠাট্টার ছলেই নিবে। আ তুমি যে বিষয়টা সিরিয়াসলি নিয়েছ এটা কিন্তু উম আমি ধরতে পারিনি। তুমি যদি মনে কষ্ট পেয়ে থাকো, আমি কিন্তু সেজন্য দুঃখিত। তবে আমি আশা করেছিলাম যে আমাদের বন্ধুত্বের মধ্যে হয়তোবা আরো স্পষ্টতা থাকবে। এবং উম ২ জনের মাঝখানে যে ভুল বোঝাবুঝি, এই জায়গাটা থাকবে না। এটাই আমি আশা করি।" এটা কি করা সম্ভব আপনার পক্ষে?
জি। এটা করা হয়তো সম্ভব। বাট আসলে আ আগের মতো যে সম্পর্কটা নাই। ওভাবে আসলে approach করতে একটু দ্বিধান্বিত বোধ করি আমি। যে তাকে যে explain করব, সে বুঝতে চাবে কিনা বা বুঝবে কিনা? বা explain করলেও সম্পর্কটা আসলে আগের মত হবে কিনা? এটা নিয়েও একটু বলব যে দ্বিধার মধ্যে আছি। তো আসলে সেইভাবে ভালো মত explain করা হয় নাই আরকি।
হু, হু। হু, হু। আচ্ছা, আচ্ছা। তো আমার মনে হয় যে আপনার বন্ধু যদি আপনার আ এলাকার ভিতরেই থাকে বা আপনার একই শহরে আপনারা বাস করেন। আ তো আপনি আ দেখা যায় অনেক সময় get together এর বিভিন্ন ধরনের প্রোগ্রামে দেখা সাক্ষাৎ হয়। তো সেখানে খোলাখুলি কথা বললে, অনেক সময় <smacks lips> এ ভুল বোঝাবুঝি থাকে সেটাকে ছলে যায়, হ্যাঁ? আরেকটা কাজ করতে পারেন যদি আপনার নিজস্ব শহরেই থাকে, আপনি তার জন্য তার প্রিয় কোন জিনিস উপহার এবং অনেকে ফুল নিয়ে যায়। আপনি ফুল এবং চকলেট নিয়ে যেতে পারেন। তার জন্য শুভেচ্ছা উপহার হিসেবে। যেহেতু আপনি চাচ্ছেন বন্ধুত্বটা ঠিক হয়ে যাক। এ এভাবেই যদি আপনি চান এবং তাকে approach করেন তাহলে কিন্তু আ বিষয়টা অনেকটা সহনীয় পর্যায়ে চলে আসবে। এবং হ্যাঁ, একটা সম্পর্ক আবার স্বাভাবিক হতে একটু সময় লাগবে হয়তো। কিন্তু এটা কিন্তু ধীরে, ধীরে আপনার আ সহজ হয়ে যাবে। আরেকটা হচ্ছে আপনার অন্যান্য বন্ধু আছে তাদেরকে দিয়েও কিন্তু আপনি চেষ্টা করতে পারেন। যে নিজে যদি সংকোচ বোধ করেন। যে, "এই ধরনের একটা পরিস্থিতি হয়েছে তো এটা আমরা মিটমাট করে ফেলতে চাই। এই ভুল বোঝাবুঝিটা আমরা চাই না।" তো কি মনে হয় আপনার? এইসব করলে আপনার বন্ধুর সাথে সম্পর্কটা ঠিক হতে পারে?
হ্যাঁ। জি। হ্যাঁ, আসলে অন্য বন্ধুকে দিয়ে বলানোর ব্যাপারটা আমার মনে হচ্ছে আমি ব করতে পারবো। এটা আসলে ভেবে দেখি নাই আগে। বাট আ হ্যাঁ আপনার থেকে শুনে মনে হচ্ছে এইভাবে আমি চেষ্টা আ চেষ্টা তো করতে পারবো। এবং মনে হচ্ছে তারা যদি আমার হয়ে ব্যাপারটা একটু explain করে দেয়। তাহলে হয়তো আমি নিজে থেকেও তারপরে গিয়ে ব্যাপারটা ভালোভাবে আ তাকে বুঝাতে পারবো। যে এরকম, এরকম হয়েছে। এটা হওয়ার ছিল না বা সামনে কি হবে? এগুলো হয়তো আমি আপনাকে বলতে পারব।
হুম, হুম। আচ্ছা। ওকে। আ তো আপনার জন্য শুভকামনা। আশা করছি আ এই ধরনের ঘটনা সামনে হবে না। তবে আরেকটা বিষয় একটু বলব। তো যেহেতু একটু সংবেদনশীল অ্যা যে টেক্সট গুলো আছে এটা একটু দ্বিতীয়বার চিন্তা করে তারপর পাঠানো। আপনার জন্য অনেক শুভকামনা। ভালো থাকবেন।
জি, জি। জি, ধন্যবাদ।